<clicks tongue> হ্যালো।
হ্যালো।
কেমন আছেন?
এইতো বেশ, আপনি কেমন আছেন?
হ্যাঁ, এইতো। তো, কেমন কাটলো আজকের দিনটি?
আ দিন ভালোই কাটলো, মন্দ বলবো না। সব মিলিয়ে ভালোই ছিলো। শেষ কর্মদিবস ছিলো সপ্তাহের। একটু ব্যস্তই কাটলো। আপনার?
ও। হ্যাঁ, হ্যাঁ আমারো। আ তো একটা বিষয় নিয়ে ভাবছিলাম। আমার একটা বন্ধুর সাথে আজকে আসলে খুব আ মানে কী বলবো? তাকে বিশ্বাস করতাম অনেক। তো একটা, এমন একটা ঘটনা ঘটে গেছে যার কারণে আসলে কোনো বন্ধুকেই এখন বিশ্বাস করতে পারছি না। তো সম্পর্কে বিশ্বাস নিয়ে যদি কিছু বলি। তো আপনার মতে সম্পর্কের মধ্যে বিশ্বাস বজায় রাখতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী হতে পারে?
আচ্ছা। ওকে। আচ্ছা, আচ্ছা। ওকে হু, হু, হু। আসলে, সত্যি বলতে কী আমরা সবাই তো মানুষ, তাই না? আমরা দোষ-গুণ সব নিয়েই মানুষ। তো আমাদের কিন্তু সবসময় আ নিজের প্রতি একটা প্রায়োরিটি always থাকে, থাকে কিনা? যে আমার স্বার্থটা কোথায় বা আমি একটা জিনিস চাই বা ১ -টা জিনিস আমি মনে, মনে ধারণ করি বা একটা জিনিসের প্রতি লোভ পোষণ করি। এটা করি কিনা? এটা সব মানুষই করে। এখন অসুবিধাটা হয়ে যায় যেমন ধরুন আপনি আমার উপর বিশ্বাস রাখলেন। আমি আসলে ঐটাকে মূল্যায়ন করলাম না। আমার ধরুন হয়তো কোনো একটা জিনিসের প্রতি আ টান আছে, সেটা আমি করতে চাই আপনার তাতে ক্ষতি হবে। আমি আপনার বিষয়টা মাথায় রাখলাম না। তখন দেখা যায় যে আসলে বিশ্বাসের জায়গাটায় চির ধরে। যে একটা মানুষ যখন আরেকটা মানুষের স ব্যাপারটাকে ignore করে শুধু নিজের হিসাবটাই করে, তখন কিন্তু আসলে বিশ্বাস ধরে রাখা কঠিন হয়ে যায়, তাই না? এই জিনিসটা কিন্তু ঘটে। তো আমার যেটা মনে হয় যে বিশ্বাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে, যে আসলে মানে কথা দিয়ে কথা রাখাটা বা ওই লেভেল টা মেইনটেইন করা, যে, "না একটা মানুষ আমার উপর বিশ্বাস রেখেছে, আমাকে এইটা ভ্যালু করতে হবে।" এটা সবসময় করা যায় না, অনেক সময় নিজের ই interest এর সঙ্গে এটা conflict করে বসে। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার যেটা মনে হয়। আপনার মতে কী মনে হয়?
হুম। হুম। হুম। হ্যাঁ। হুম। হুম, হ্যাঁ। <clears throat> হুম। জ্বী। হ্যাঁ, আহ মানুষের জীবনে বলতে গেলে সম্পর্ক একটা নিরাপদ আশ্রয়স্থল। আর এই সম্পর্কটাকে আপ মূল ভিত্তি যেটা সেটা হচ্ছে বিশ্বাস। আর বিশ্বাস মানে হচ্ছে আ কী বলব? একে অপরের উপর আস্থা রাখা এটা বিশ্বাস রাখা যে, "সে আমার কোনো ক্ষতি করবে না বা আমি যেই কাজটা তাকে করতে নিষেধ করছি সে আমাকে লুকিয়ে সে কাজটা করবে না।" কিন্তু এই জিনিসটা যখন অপর মানুষটা করে ফেলে তখন সেই বিশ্বাসটা আসলে ভেঙে যায় বা অনেকটাই নড়বড়ে হয়ে যায়। তাই না? তো আমার মনে হয় যে আ যখনি বিশ্বাস ভেঙে যায় তখন সম্পর্ক একটা মানে অনিশ্চিত ১ একটা পথে চলে যায়। ওই সম্পর্কে আসলে বিশ্বাস ফিরিয়ে আনাটা কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়। যদিও <chuckles> একদম। আ মানে বড় কোনো ঘটনা হইলে আসলে ওই বিশ্বাসটা ফিরে আসার আর যদি ছোট, ছোট ব্যাপার অনেক থাকে, অ্যা আমরা অনেক হার্ড হয়ে যাই অনেক সময় কারণ কিন্তু আ সব ক্ষেত্রে সম্পর্ক আসলে পুরোপুরি ভেঙে দিতেও তো পারি না। কারণ মানুষকে নিয়ে যেহেতু চলতে হবে, আর দেখা যায় যে অনেক সময় ওই মানুষটার প্রতি দুর্বল থাকতেছি। তো কো কোনো কারণে ছোট যদি, কোনো জি।
উ হু, হুম। আচ্ছা, আচ্ছা। হু, হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু, হু, হু। হ্যাঁ। এটা আসে না আসলে আর। <chuckles> হুম, হুম, হুম। উ হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরও একটা ব্যাপার আছে। যেমন ধরুন, "ঠক বাছতে গেলে গা উজার হয়ে যাবে।" <chuckles> ঠক বাছতে গেলে গা উজার হয়ে যাবে যে, "আমি একে বিশ্বাস করবোনা, ওকে বিশ্বাস করবোনা, পরে দেখা যাবে যে বিশ্বাস করার মতো আর কাউকে পাচ্ছিই না।" <chuckles>
অ্যা হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, একদম। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আর বিশ্বাস আসলে সম্পর্কে একদিনে তৈরি হয় না। কিন্তু ভেঙে যেতে কিন্তু এক মুহূর্ত লাগে। তাই না? যেমন কোনো একটা যদি মিথ্যা কথা বলে বা প্রতারণা করে বা আমি তাকে কোন আমার গোপন কথা বল্লাম সেটা যদি সে অন্য কারো কাছে বলে দেয় বা ওয়াদা ভঙ্গ করে। তাহলে এই বিশ্বাস কিন্তু এক মুহূর্তে ভেঙে যায়। যদিও সেই বিশ্বাসটা আমার আ তার সাথে গড়ে তুলতে অনেকটা সময় লাগছে। আর বিশ্বাস আর অ প উম প্রভাব যদি বলতে যাই এই যে সম্পর্কের মধ্যে অনেকটাই প্রভাব পড়ে। তখন দেখা যাচ্ছে ঐ মানুষটাকে অবিশ্বাস করতেছি, সন্দেহ করতেছি বা আমি নিজের মধ্যেও অনেকটা মানে আ কেমন যেন একটা আত্মবিশ্বাসের অভাব লাগে, যে আমি কি আসলে ওকে বিশ্বাস কর আমি কি মানুষ চিনতে পারতেছি কিনা আসলে। তাই না?
আচ্ছা, আচ্ছা। এটা তো স্বাভাবিক। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। ঠিক। এক্সাক্টলি। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হ্যাঁ। নিজের মানে নিজের এব এনালাইসিস বা নিজের এ জাজমেন্টের উপরে তখন একটা ইয়া চলে আসে, বিরূপ প্রতিক্রিয়া চলে আসে, যে আসলে আমি বোধহয় ঠিকঠাক কোন কিছু জাজ করতে পারি না। বা আমি বোধহয় আসলে অ্যা মানে যেটাকে বলে যে এব কনসিয়াস ডিসিশন নিয়া, সেটা বোধহয় আমি নিতে পারি না। এরকম একটা বিষয় চলে আসে, এটা সত্যি কথা। তো আমার লাইফে আমি আসলে যে ধরনের বিষয়গুলো দেখছি, যেমন ধরুন অ মানে মানুষ অ যাকে আপনি বিশ্বাস করুন না কেন, আসলে সবচেয়ে বড় সমস্যাটা হয়ে যায় কোথায় বা বিশ্বাসের ক্ষেত্রে ঝামেলাটা হয়ে যায় কোথায়? মানে মানুষ যখন কারো বিশ্বাস পায় যেমন ধরুন, আপনি আমাকে বিশ্বাস করলেন যখন আমরা বুঝি যে কেউ আমাকে বিশ্বাস করে। তখন না আমরা ওই জিনিসটাকে আর মূল্যায়ন করি না। মানে যতক্ষণ কেউ আমাদের বিশ্বাস না করে ততক্ষণ আমরা বিশ্বাস অর্জনের জন্য যত পরিশ্রম করি কেউ আমাদের বিশ্বাস করতে শুরু করলে তারপরে কিন্তু আমরা সেটা ধরে রাখার জন্য ওই পরিমাণ পরিশ্রম করি না। এবং একটা সার্টেন স্টেজে গিয়ে কিন্তু আমরা দেখা যায় যে অনেক সময় স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করি না। আর যেটা হয় যে একটা জিনিস আসলে আজীবন তো গোপন থাকে না।
হ্যাঁ। হুম। হুম। হুম। হুম। হুম। হ্যাঁ। হুম। হু, হুম।
তো ধরেন আমি আ দেখা যাচ্ছে যে পিছনে ব্যাক বাইটিং করছি। এটা কোন না কোন দিন কিন্তু আমার বন্ধু কিন্তু বা আমার আ পরিবার পরিজন কিন্তু এক না একটা সময় জেনেই যাবে, যে আসলে আমি ব্যাক বাইটিং করছি। তাই না? অথবা ধরুন আমি ই মানে মুখে এক মনে আরেক এটা আমি কতদিন মানুষের সামনে ধরে রাখতে পারবো? একটা সময় গিয়ে এটা ফাঁস হয়েই যাবে।
হ্যাঁ। হ্যাঁ। ওটাই।
তো এইটা আসলে সমস্যা করে। তবে আবার কিন্তু আমরা কিছু বিষয় দেখলে বুঝতেও পারি যে, আসলে এখানে বিশ্বাস করা যায় বা এখানে বিশ্বাসের একটা জায়গা আছে। আপনার কি মনে হয়?
হ্যাঁ। আ যেমন আ এইযে আপনি যেটা বললেন আরকি যে কোন ধরনের কাজগুলো বিশ্বাস বাড়াতে সাহায্য করে। যা এইযে ছোট, ছোট কা মানে অনেক আ ছোট, ছোট স্টেপ দিয়েই কিন্তু বিশ্বাসটা একে অপরের প্রতি বাড়ে। যেমন কোন প্রতিশ্রুতি দিলে যদি সেটা রক্ষা করে বা কাও কোন গোপন কথা বললে যদি কারো কাছে সেটা ফাঁস না করে একটা স্বচ্ছ যোগাযোগ যদি থাকে, অনুভূতি বা সমস্যা বা এই বিষয়গুলো নিয়ে যদি আমরা খোলাখুলি কথা বলতে পারি আ বা গোপনীয়তা বজায় রেখে যদি আমরা প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কথা বলি। আর যদি ভুল হলে স্বীকার করি সেটা, আ এই এ কাজগুলো করলে ধীরে, ধীরে একে অপরের প্রতি বিশ্বাসটা বাড়ে। তাই না? আর টুট আহান... জি। বলেন।
হু, হু, হু। হু, হু। হু, হু, হু। ঠিক। হু, হু, হু, হু। হু, হু। আরও ভালো। এক্সাক্টলি। হ্যাঁ, আমার... হ্যাঁ, আমারও এটাই মনে হয় যে আসলে আ ভুল ভ্রান্তিতো সবারই থাকে তাই না? আমাদেরও থাকে। তো এই স্বচ্ছতাটা অত্যন্ত ইম্পোর্টেন্ট। যে হ্যাঁ, একটা ভুল হয়ে গেছে ভাই, ভুলটা বুঝি নাই, হয়ে গেছে। আর এটা কিন্তু বোঝা যায় যে একজন মানুষ স্বেচ্ছায় একটা কাজ করছে, আরেকটা মানুষ না বুঝে একটা কাজ করছে। এটা কিন্তু সামহাউ বোঝা যায়। তাই না?
হ্যাঁ। হা হ্যাঁ।
তো এরকম পরিস্থিতিতে, যেমন ধরেন আপনার লাইফে এরকম দেখছেন কিনা? যে এমন কোন ঘটনা বা এরকম কোন পরিস্থিতি যখন আসলে মানে আপনার উপর কেউ বিশ্বাস হারাইছে বা আপনি কারো উপরে বিশ্বাস হারাই ফেলছেন। যেমনটা আপনি বলছিলেন একটু আগে একটা ব্যাপারে। <chuckles>
কাকু। হ্যাঁ, অবশ্যই, এরকম হইছে দেখেই তো বলতেছি। আরে এটা আসলে নিত্যদিনের অনেক ঘটনা। কারণ জীবনেতো অনেক মানুষই আসবে যারা আপনার বিশ্বাস ধরে রাখতে পারবে না। তাই না? তো আমি আমার ঘটনাটা নিয়ে বলছিলাম যে আমার আ ফাইনাল এক্সাম চলতেছে। তো আমার হচ্ছে একটা ফ্রেন্ড আছে তাকে আমি উম মানে যতরকম সাহায্য সাজেশন আ বা যা কিছু করা যায় আমার নোটস সকল কিছু দিয়ে তাকে আমি সাহায্য করেছি। এবং না নি অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় সে চায়ও নাই। আমি নিজে থেকেই তাকে দিছি। তো একটা জিনিস আমি পাচ্ছিলাম না এ একটা টপিকের নোট। তো আমি তাকে বলছিলাম তুই বিষয়টা যদি তুমি পাও কারো কাছে তাহলে আমাকে দিও। কিন্তু আ সে হচ্ছে আ এটা পাইছে কিন্তু আমাকে দেয় নাই। আর আমি হচ্ছে ঐ সময় আমার <chuckles> আমি কিভাবে ওটা মানে তখনই ধরা পড়ে গেছে। আমি তখন তাকে একটা খাতা দিতে গেছিলাম আমার নোট খাতা, যে এটা থেকে তুমি পড়তে পারো। সাহায্য হইতে পারে। ও তো নি দিতে যায়ে তার রুমে দেখতেছি যে ওই আমি যেটা খুঁজতেছিলাম ঐটারই হচ্ছে ও পড় পড়তেছে। তো তখন আমি মানে কি বলব আমি ওকে ক্যা মানে আমিতো দেখতেই পারলাম যে সে আমার সাথে কি করল। আমি বলতেও পারছি না যে তুমি তো পাইছো এটা আমাকে কেন দিলা না? আমি যখন জিজ্ঞাসা করলাম ও মানে হাসতেছে আর কিছু বলতেছে না। তো আই আমি তাকে অনেক ভালো ফ্রেন্ড হিসেবে সব দ ধরনের সাহায্য করতেছি। নিজে থেকে যা, যা পারতেছি। তার পাশ থেকে যদিও আমি কোন আউটপুট পাচ্ছিলাম না। কিন্তু তার কাছে যখন একটা জিনিসের সাহায্য চাইলাম সে এইযে আমার সাথে এই কাজটা করল। যার কারণে তার প্রতি আমার আসলে বিশ্বাস অনেকটাই চলে গেছে। তো এই ঘটনাটা নিয়েই আমি আসলে বলতেছিলাম।
আচ্ছা, আচ্ছা। হু, হু, হু। হু, হু। হু, হু, হু। ওকে। হু, হু, হু। ওকে। ওকে! হুম। উ হু, হু। আচ্ছা। উ হু, হু। হু, হু, হু। আচ্ছা। ওকে। ওকে! ওকে। আপনার আ বিশ্বাসটা আমার মনে হচ্ছে কাইন্ড ওফ ওয়ান সাইডেড হয়ে গেছে। <chuckles> আচ্ছা, আচ্ছা।
আর বিশ্বাস হারালে হুম। হ্যাঁ, হ্যাঁ, একদম।
হ্যাঁ, হ্যাঁ, বলুন।
আম হ্যাঁ, বিশ্বাস যেই যে আমার হারিয়ে গেল তার প্রতি। তো সম্পর্ক আসলে আর আগের মত থাকছে না। আর আ ভার্সিটিতে সে আমার মানে একমাত্র ভালো বন্ধু হিসেবে আমি তাকে জানতাম। কিন্তু সেও যখন এই কাজটা করল সম্পর্ক কিন্তু এখন আমাদের অনেকটাই মানে আ ও হয়তো ভাবছে ও কিছু করেনি। ওর মধ্যে আমি কোন কিছু যে ভুল করেছি এই ইয়াটাও আমি দেখতে পাচ্ছি না। তার মধ্যে কোন। কিন্তু আমারও অনেক মানুষের সাথে অনেক বড় মনে হচ্ছে। কারণ এই ছোট একটা বিষয় নিয়ে যেস করে, এমন করে তাহলে আ মানে পরবর্তীতে আমি তাকে বিশ্বাস করব কিভাবে? তার বা তার সাথে আমি যেকোনো প্রজেক্ট বা যেকোনো কাজে আমি কিভাবে তাকে, তার সাহায্য কিভাবে আশা করব। তো আপনার হ্যাঁ, আপনার সাইডের যদি কোনো এরকম কোনো পরিস্থিতি বা কিছু থাকে? বলতেন যদি।
হু, হু, হু। হু, হু, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে। বুঝতে পেরেছি। হু, হু, হু। এক্সাক্টলি। এটা আমার লাইফে বহুবার ঘটছে আসলে আমি, মানে আমি জানি না কেনো? মানে মানুষ যখন আমার কাছে এসে খুব অনুনয়-বিনয় করে, some how, আমি কিভাবে যেন আসলে তাদের প্রতি একটু নরম হয়ে পড়ি। তো এরকম ঘটনা বহুবার ঘটছে, সবচেয়ে বেশি ঘটছে ভাই-বন্ধুরা টাকা-পয়সা নিছে। ধরুন টাকা-পয়সা নিয়ে বলছে যে, বন্ধু খুব বিপদে আছি, এই সমস্যা, ওই সমস্যা, বাবার সমস্যা, মায়ের সমস্যা, স্ত্রীর সমস্যা, ওকে ফাইন। এখন আপনার ভাই-বন্ধুরা যদি এরকম বলে যে, এরকম সমস্যা আর আপনার কাছে যদি অর্থ থাকে, তো আপনি স্বাভাবিক ভাবে চাইবেন যে ঠিক আছে ওদেরকে একটু অ ধারটা দেই, ওরা চলুক। টাকাতো ওরা দিয়েই দিবে, বিপদ-আপদ তো আর আজীবন থাকবে না। কিন্তু টাকার অভাবে এখন একটা বড় সমস্যায় আছে, দেই। তো দেখা যাচ্ছে যে
হুম। হুম। হুম। <chuckles> হ্যাঁ। আ হুঁ।
আমার এক বন্ধু একবার করছে কিরকম? সে বলল তার বোনের অসুস্থতা, তার কিছু টাকা প্রয়োজন। ফাইন, আমি তো তাকে টাকা দিলাম। এখন টাকা দিলাম সেটা হচ্ছে এক ব্যাপার, আর তার বোন অসুস্থ, খোঁজ খবরতো নিতে হয় তাই না? তো আমি করলাম কি? আমি তার বোনের নাম্বার তো আমার কাছে নেই, আর থাকলেও তো তাকে ফোন করা যায় না, যেহেতু সে অসুস্থ। আমি তার আম্মাকে ফোন করলাম। ফোন করে জিজ্ঞেস করলাম, "আন্টি কেমন, কি আছেন?" এরপরে আবার জিজ্ঞেস করলাম যে আন্টি, ওই তার মেয়ের কথা জিজ্ঞেস করলাম, যে, "ও কেমন কি আছে?" বললো, "কেনো বাবা? ও তো ভালো আছে, ওর কি হবে?"
হুম। হুম, হুম। হুম, হুম, হুঁ। হুম।
তো আমি বললাম, "না আরকি কেমন কি আছে এটা জানার জন্য আরকি জিজ্ঞেস করলাম। তো সুস্থ স্বাভাবিক আছে?" বলল, "হ্যাঁ ও তো সুস্থই আছে স্বাভাবিক আছে। ওর মামা বাড়ি বেড়াচ্ছে।"
হুম।
তো আমি আরকি একটু অবাক হয়ে গেলাম যে আমার বন্ধু আমার কাছ থেকে অর্থ নিল তার বোন অসুস্থ। আর তার বোন মামার বাড়ি বেড়াচ্ছে। তো আমি করলাম কি আমি ভালোমন্দ আর কিছু বললাম না। তো ও নেক্সট আ পরে আমাকে এসে আ ইন টাইমে টাকাটা দেয়ার কথা সেটাতো দেয়ই নাই। আমিও আর এই বিস এই প্রসঙ্গে কোনো কথা তুলি নাই। আমি জাস্ট মাঝে একদিন জিজ্ঞেস করছি যে, "তোমার বোন এখন কেমন আছে?" ২-১ দিন পরে আরকি। বলছে, "হ্যাঁ, এখন একটু সুস্থ আছে, এখন একটু ভালো আছে।" তো আমি কিন্তু আর কিছু বলি নাই। তো এরপরে টাকার ডিউ ডেটটা হওয়ার পরেও ও টাকাটা আমাকে দেয়নি। ফাইন। এরপরে যখন আমাকে ও টাকাটা দিতে আসছে বলল, "বন্ধু তুমি আমার অনেকবার উপকার করছো ঐ সময় টাকাটা আমার লাগতো। আমার বোনের জন্য, আম বোনের চিকিৎসাটা ঠিকঠাক করাইতে পারলাম। থ্যাংক ইউ।" তো আমি বললাম, "ঠিক আছে বেশ এ বন্ধুরাই বন্ধুদের কাজে আসে।" তো আমাকে টাকাটা ফেরত দিছে। তো এরপর থেকে ও যদি আমা ও আমাকে যতবারই বলছে যে আমি একটা বিপদে আছি বা আমার একটা সমস্যা হইছে আমার কিছু টাকা দাও। আমি ওকে উ অ্যানিহাও মানে আমি ওকে বুঝাই দেই যে না ভাই আমার কাছে তোমার জন্য কোনো টাকা নাই। <chuckles>
হুম। হুম। হু, হুম। হুম। উ হু, হু এই কথা আসলে তো সত্যি কথা বললেও যদি তার একান্তই খুবই বিপদে পড়েছিলো। সত্যি কথা বললেও হয়তো আপনি বন্ধু হিসেবে তাকে সাহায্য কর
হ্যাঁ। হ্যাঁ, দিতাম। এটা তো আমি শুধু বন্ধু হিসেবে তাকে অর্থটা দিতামই না। মানে আমার ইচ্ছেটা ছিলো যে ও যে অর্থটা নিচ্ছে আমি ওই অর্থটা থেকে কিছু কম অর্থ ফেরত নেবো। যেহেতু ওর বোন অসুস্থ হয়েছে। ব ভাই বন্ধুর ভাই-বোন এরা অসুস্থ হলে আমি যদি সেখানে তার জন্য যেতাম ও দৌড়াতাম আমারও তো ৳২,০০০-৳৪,০০০ খরচ হত
অবশ্যই। হুম। হুম। হ্যাঁ।
পরবর্তীতে দেখলাম এটা তো <chuckles>
হ্যালো?
কিছুই না এমন। তারপরে আর আমি ওকে ভালো-মন্দ কিছু বলি নাই। ফাইন যা করছো, করছো এটা থাক, ওরকমই থাক।
হুম, বুঝতে পারলাম। এ ধরনের মানুষগুলো আসলে এই যে এরকম করে বিশ্বাস ভাঙে বা বজায় রাখতে পারেনা তো সম্পর্কের সৌন্দর্য। তাদেরকে আসলে পুরোপুরি কাট অফ করাই উচিত আমার মনে হয় আর
ঠিক। হ্যাঁ, আমি এ আমি আরো মানে অপেক্ষা করছিলাম যে হয়তো দেখা যাচ্ছে যে টাকা যে টাকাটাও যখন ফেরত দিচ্ছে বা এরপরেও হয়তো কখনো মুখ ফুটে সত্যিটা বলবে। কিন্তু আসলে কখনো বলে নাই। তো আমি বিষয়টা কমপ্লিটলি এখন বেয়ার করে ফেলছি।
হ্যাঁ, বলুন। আচ্ছা, আর এ সম্পর্কের কথা যদি বলতে যাই বিশ্বাস ছাড়াও আসলে অনেক কিছুই আছে সম্পর্ককে আ মানে বজায় রাখার জন্য যেমন একে অপরের সম্মান করাটা অনেক বেশি দরকার। একে অপরের মতামত, অনুভূতি বা ব্যক্তিত্বকে সম্মান করা। আ এই যে অসম্মান বা অপমান যদি আমরা সম্পর্কের মধ্যে বারবার করি, এটা কিন্তু সম্পর্ককে ভেঙে দেয়। এমনকি বিশ্বাস যদি থাকে তবুও। তারপর হচ্ছে খোলামেলা যোগাযোগ করা বা একে অপরকে সময় দেওয়া, আ তারপর হচ্ছে সহানুভূতি, পারস্পরিক সহায়তা, আ তারপর ধৈর্যের কথা যদি বলি, এই জিনিসগুলো কিন্তু একটা সম্পর্ক বজায় রাখা সম্ভব। তাই না?
হুম, হুম, হুম। এক্সাক্টলি। হুম, হুম, হুম, হুম। এক্সাক্টলি। হু, হু, হু। হু, হু, হু। এক্সাক্টলি এগুলো থাকতেই হবে।
হ্যাঁ, তারপর হচ্ছে দায়িত্ববোধ থাকা বা আ আম কি বলে মানিয়ে নেওয়ার ক্ষমতা। কারণ একটা মানুষের সাথে আমি যখন মিশবো তার মধ্যে অনেক রকমের ভুল-ত্রুটি থাকতেই পারে, তো মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা থাকতেই পারে। আমার মধ্যেও আছে, অবশ্যই তাকে অপর মানুষের সাথে অবশ্যই মানিয়ে নিতে হবে। এই জিনিসগুলো কিন্তু বিশ্বাস ছাড়াও সম্পর্কে হচ্ছে বজায় রাখার জন্য অনেক দরকার। আপনি কি মনে করেন?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক্সাক্টলি। হুম, হুম, হুম। এক্সাক্টলি। এক্সাক্টলি আসলে দেখা যাচ্ছে যে মানে কোনো কিছু রাতারাতি হয়ে ওঠে না আসলে। আর মানুষ তো ভিন্ন হবেই, ভুলত্রুটিও থাকবে। ঘটনা হচ্ছে যে একটা মানুষ যদি মানে যদি বোঝা যায় তার কথা কাজে মিল আছে সে স্বচ্ছ একটা মানুষ কিছু দোষত্রুটি থাকলেও, তাহলে আমার মনে হয় যে দ্যাটস ওকে। এটা এমন মেজর কোনো ইস্যু নয়।
হ্যাঁ। হুম। হুম।
আর এটা আসলেই দরকার সম্পর্ক বিশ্বাস অর্জনের জন্য এই বিষয়গুলো দরকার আছে। মানিয়ে নেওয়ার ব্যাপারটা, ধৈর্যের ব্যাপারটা, নিজেকে স্বচ্ছ রাখার ব্যাপারটা। এটা সবসময়ই লাগে আসলে সব সম্পর্কেই লাগে।
হ্যাঁ, হ্যাঁ, হু। জি। তো এই তো সম্পর্কে আসলে বিশ্বাস থা করতে হবে কিন্তু অন্ধভাবে বিশ্বাস আসলে কাউকে করা উচিত না। নিজের একটা মানে একটা লিমিট হয়তো রাখা উচিত সব ক্ষেত্রেই। অন্ধভাবে বিশ্বাস করলে আমার কোনো না কোনো পয়েন্টে যেয়ে আমার মনে হয় নিজেকে ধোঁকা খাইতেই হয়। তাই না?
হুম, হুম, হুম। এক্সাক্টলি। হ্যাঁ, আসলে এইটাই ব্যাপার। মানে বিশ্বাস মানুষের উপরে রাখতে হবে কারণ সব মানুষ যে মিথ্যা বলে, সব মানুষ যে প্রতারণা করে, তা না। কিন্তু চোখ-কান খুলে রাখতে হবে যে না সে মিথ্যা বলে নাই এটা আমাকে আমারস আমার নলেজে জানতে হবে যে না সে বলে নাই। হ্যাঁ, আমার নলেজে সব হবে না, তারপরও দ্যাটস ফাইন। <chuckles>
হুম। হ্যাঁ, হ্যাঁ। একদম। তো আপনার সাথে কথা বললে অনেক ভালো লাগলো, আর আপনার ঘটনা শুনেও একটু মানে আমিও একটু সাবধান হয়ে গেলাম। তো ভালো থাকবেন, শুভরাত্রি।
আমারও <chuckles> আচ্ছা, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার কখনো কথা হবে, শুভরাত্রি।
জি।